হ্যাঁ, অফকোর্স। এক, এক রকমই তো থাকবে। তো আমি জানতে চাচ্ছিলাম একটু আপনার কাছ থেকে যে আপনি আসলে কিভাবে আ মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করেন বা প্রেজেন্ট করতে পছন্দ করেন?
আ আমি আসলে সবসময় চেষ্টা করি আ মানুষের সামনে আসলে খুবই সাধারণ থাকতে। সাধারণভাবে আসলে আমার ব্যক্তিত্বগুলোকে প্রকাশ করতে। কারণ আমার মনে হয় যে আসলে আমি যদি একটু অসাধারণ আ দেখাতে চাই যে আমার আসলে অনেক কিছু আছে। আমি অনেক টাকা-পয়সার মালিক কিংবা এই ধরনের দেখালে আমার কাছে মনে হয় সেই জিনিসটা আসলে খুবই উম ছোট, ছোট লাগে নিজে আসলে ছোট করে দেয়। তো আমি আসলে যেটা চেষ্টা করি উম যে সাধারণভাবে আ উম সাধারণ পোশাকে আ এবং আ খুব সুন্দর ভাষায় আসলে মানুষের সাথে কথা বলতে। এবং একটা জিনিস হয়তো আপনি জানেন, দেখুন আমাদের ব্যক্তিত্ব কিন্তু আমাদের আচরণে কিন্তু আসলে ফুটে ওঠে।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জ্বী। হুম, হুম। জ্বি।